আচ্ছা এক্ষেত্রে যদি আমি বলি আমি হলো, গান হলো তখনই শুনি যখনই দেখা যায় আমি একটু সময় পাই। মানে দেখা যায় অনেক সময় এমন হয় সারাদিনও গান শুনতে থাকি। হয়তো Facebook ইউজ করতেছি বা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি আমি কানে ইয়ারফোন দিয়ে একটা গান ছেড়ে রাখি এবং Facebook এ হয়তো পোস্টগুলো দেখতে থাকি যে, কে কী পোস্ট দিলো বা কী নিউজ এমন হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রাস্তায় হাঁটতে, হাঁটতেও আমি গান শুনে থাকি এবং যেখানে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে, আমি স্পিকারে গান শুনি কিনা? হ্যাঁ, অনেক সময় শোনা হয় স্পিকারে গান কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে, স্পিকারে যখন গান শুনবো ওইটার সাউন্ডটা খুবই মানে একটা ব্যালেন্সে দেওয়া এবং খুব মিডিয়াম রাখা যাতে করে আমার আশেপাশে যারা থাকে, এই যে, পাশের ফ্ল্যাটে বা দেখা যায় পাশের বিল্ডিংয়ে যারা থাকে তারা যাতে আমার এই গানের সাউন্ডের কারণ কোনো ধরনের ডিস্টার্বেন্স ফিল না করে। কারণ অনেক ক্ষেত্রে কি হয়? দেখা যায় মানুষ নিজের ঘরে চিন্তা করে যে, আমার ঘরে আমার জিনিস দিয়ে বাজাচ্ছি। অন্য কারো কী সমস্যা হচ্ছে আমার দেখার বিষয় না। তাদেরটা তারা বুঝে নিক হয়তো জানালা বন্ধ করে রাখুক এমন কথা বলে। আমি সত্যি বলতে এই জিনিসটা কখনোই সমর্থন করি না। আমি সবসময় মনে করি যে, মানুষের একটা এই গণ্ডি থাকা উচিত বা একটা লিমিট থাকা উচিত যে, তুমি আনন্দ করবা, বা তুমি এন্টারটেনমেন্ট এর জিনিসগুলো অবশ্যই নিবা। আনন্দ অবশ্যই করবা, তোমার আনন্দ একটা লিমিটের মধ্যে থেকে করতে হবে। যাতে তোমার ঠিক, ঠিক হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তোমার আনন্দের কারণে যাতে তোমার আনন্দের কারণে যাতে অন্য কারো ক্ষতি না হয় বা অন্য কারো ডিস্টার্ব না হয়। এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি ফলো করার এবং এই কারণে দেখা যায় ঘরে আমি যখনই স্পিকার দিয়ে গান শুনি সবসময় চেষ্টা করি যে, ভলিউমটা একটু মিডিয়ামে রাখা বা সহনশীল পর্যায়ে রাখা। ঠিক, ঠিক, ঠিক এবং হ্যাঁ, হ্যাঁ।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। রাইট। হুম। কিন্তু সেটা যেন অন্য কারো ক্ষতির কারণ না হয়। হ্যাঁ, এটা, এটা আসলে খুব চমৎকার বলছেন। বাহ! হুম। একটা, একটা মিডিয়াম লেভেলে রাখার জন্য চেষ্টা করেন, হ্যাঁ। এটাও একদম চমৎকার বলছেন যে, যখন আপনি গান শোনেন তখন সেটার সেটার একে দিয়ে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় বা অন্য কারো কোন অসুবিধার যাতে সেটা কারণ না হয় এটা আপনি মানে খুব চমৎকারভাবে আসলে মেইনটেইন করার চেষ্টা করেন। তো যখন আসলে মন খারাপ থাকে তখন সবারই প্রায় সবারই দেখা যায় যে, প্রিয় কোন শিল্পী থাকে ১ জন ২ জন প্রিয় শিল্পী থাকে এবং তাদের গান হচ্ছে লুপে ছেড়ে দেয়া হয় যে, দেখা গেছে অ্যালবাম ধরে, ধরে ছেড়ে দেয়া, ছেড়ে দেওয়া হয়। অ্যা কখনো, কখনো এরকম হয় কি হয়তো অ্যা মানে আমার ক্ষেত্রে যেটা হয় আমি ধরেন কখনো, কখনো আ হাবিবের অ্যালবাম ছেড়ে দেই। কখনো দেখা যাচ্ছে যে, অ্যা শাহ আব্দুল করিমের বাউল গান ছেড়ে দেই কখনো, কখনো। কখনো, কখনো দেখা যাচ্ছে যে, মানে একটু বিট বা একটু রিদম এ ঢোকার জন্য কখনো দেখা যাচ্ছে যে, ইমরান হাশমির যে, গানের যে, প্লে লিস্ট গুলো আছে, সেগুলোও কখনো, কখনো ছেড়ে দেই হ্যাঁ, আগের গানগুলো হিন্দি গানগুলা। তো আপনার ক্ষেত্রে এরকম মানে প্রিয় কোন শিল্পী আছে কিনা বা পার্টিকুলার কোন অ্যালবাম আছে কিনা যেগুলা আপনি সাধারণত মন খারাপ হলে শোনেন অথবা প্রায়ই হয়তো মাঝে, মাঝে শোনেন?
ঠিক। ঠিক, ঠিক। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হাবিব ওয়াহিদ ঠিক, ঠিক। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আগের গানগুলো হ্যাঁ, হ্যাঁ, ঠিক।